আত্মবিশ্বাসের জায়গাটা তো অবশ্যই আসলে বেড়েছে। যেমন ধরেন যে, একটা অভিজ্ঞতা হয়েছে ভুলের কারণে হুম? তো সেই ক্ষেত্রে কিন্তু আমি পরবর্তীতে যখন এই জিনিসটা করতে যাব বা হচ্ছিলগে এই জায়গাটাতে যাবো তো পরবর্তীতে কিন্তু আমি ওই ভুলটা করব না এবং সিদ্ধান্ত নিতে কিন্তু আমার অনেকটা বেশি সুবিধা হয়ে যাবে। কারণ আমি জানি যে, এই জায়গায় এইগুলো করা যাবে না। এই, এই জিনিসগুলো আসলে করতে হবে। তো যেমন ধরেন যে, আমি আসলে যখন <swallows> ভোলাগঞ্জে গেলাম। তো ভোলাগঞ্জে আসলে বেশ আ থাকে না যে, একটু পরিবেশটা একটু অন্যরকম ছিল এবং হচ্ছে হল গিয়ে যে, পয় নিষ্কাশনের যে, বিষয়টা সেই সম্পর্কে আসলে জানতাম না যে, এই <smacks lips> পানির সাথে আসলে এটা ভেসে আসে। তো সেই ক্ষেত্রে মানে বিভে একটা বাজে পরিস্থিতি স্বীকার হতে হয়েছে।
আচ্ছা! হুম, হুম। আচ্ছা। আ বেশ দারুণ করে কিন্তু আপনি আসলে বললেন যে, হচ্ছে আ ভুল থেকে শিক্ষা নেওয়ার আ যে, বিষয়টা। তো এখানে একটু শর্ট করে যদি আপনি বলতেন যে, সেই ভুলের অ্যা যে, অ্যা মানে পরিস্থিতিটা আপনি কিভাবে সামলিয়েছিলেন একটু শর্ট করে যদি বলতেন।
আচ্ছা। সেই সময় আসলে দেখা গেলো যখন আসলে আমি বুঝতে পারলাম যে, না আমাদের এই রুটে এ যাওয়াটা উচিত হয়নি। তো তৎক্ষণাৎ আসলে আমরা পিছন দিকে ব্যাক করলাম, হ্যাঁ? যেখানে এসেছি ওখানে ব্যাক করে আবার অন্য রাস্তা ধরে তারপর হচ্ছিলগে আমরা আমাদের গন্তব্যস্থলে পৌঁছানোর চেষ্টা করেছি। কারণ যদি আমরা ওই রাস্তাটা ধরে আসতাম, নিশ্চিত আমাদের একটা দুর্ঘটনা ঘটে যেত এবং হচ্ছিলগে হয়তো আমরা পানির মধ্যে ডুবে যেতাম। তো তৎক্ষণাৎ সময় যদি ওই সিদ্ধান্তটা না নিতাম হয়তো সবাইকে নিয়ে ডুবতাম।
<sneezes> বেশ দারুন করে কিন্তু আপনি আপনার অভিজ্ঞতা তুলে ধরেছেন যে, হচ্ছে আ ভুল থেকে কিভাবে শিক্ষা পেয়েছেন বা হচ্ছে আ ও মানে অন্য জো কোন রুটে এ যদি চলে গিয়েছিলেন সেখান থেকে আবার ফিরে এসেছেন। এ বা এই যে, মানুষজনের কাছ থেকে স্থানীয় মানুষজনের কাছ থেকে কিন্তু আ মানে হচ্ছে আপনি অ্যা শুনে, শুনে আপনার গন্তব্যে গিয়েছেন বা আপনার বাবার যে, কথাটা বললেন আ কক্সবাজারে ভ্রমণের যে, বিষয়টা এগুলো শুনতে পেয়ে কিন্তু আমার আ বেশ ভালো লাগলো আ আপনার কথাগুলো শুনতে পেয়ে। তো যাই হোক আপনার জন্য শুভকামনা, আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি।
হুম, জি।